আচ্ছা, আমি মনে হয় খেয়াল করিনি, এই বিষয়টা।
হুম, হুম, হুম। হ্যাঁ, আমি আসলে কিছুদিন পূর্বে আসলে শুনেছিলাম যে, আসলে যারা হচ্ছে অনার্স পাস করবে, একমাত্র তারাই হচ্ছে অ্যা অ্যাজ অ্যা একজন হচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনের যে ফর্মটা, সেটা আসলে তুলতে পারবে। এ ব্যাপারটা আমার কাছে আসলে দারুণ লেগেছে। আসলে এটা যদি সত্যি বাস্তবে যদি প্রতিফলিত হতো, তাহলে আমার কাছে মনে হয় যে, আসলে তরুণ সমাজের যে ব্যক্তিবর্গ রয়েছে, তারা যখন আ ক্ষমতায়নে বা এই রকম পদে যাবেন, সে ক্ষেত্রে কী হয় যে, আসলে আমাদের আ জীবনের মান উন্নয়ন আনাটাও অনেক অংশে উন্নয়ন করা সম্ভব হয়।
হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। হুম। জ্বী, জ্বী একদম ঠিক বলেছেন। এটা ভালো।
হুম, হুম, হুম।
আসলে সত্যি কথা বলতে কি, আমার আমার কথা যদি বলেন, আমি কিন্তু এই যে আ লীগ বলেন, বিএনপি বলেন, এদের কাউকে কিন্তু চাই না। আমার কাছে মনে হয়, একজন নতুন কেউ আসুক। আসলে কারণ কী, ওই বিএনপি আর আ লীগের যদি কথা বলেন, তাহলে আমার কাছে হচ্ছে একটি টাকার এপিঠ-ওপিঠ ছাড়া আর কিছুই না। হ্যাঁ, তো আমি নতুন কাউকে চাই, কিন্তু আমাদের দেশের উন্নয়নের জন্য অবশ্যই। নতুন কেউ আসলেই ভালো হবে হয়তো।
হু, হু। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। <laughs> হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ট্রু ট্রু ট্রু। হুম, হুম, হুম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে হুম, হুম, হুম। হ্যাঁ, আপনি ঠিকই হুম, হুম, হুম। হ্যাঁ, আসলে তাদেরকে আমার কাছে মনে হয় যে, তারা আসলে যমজ ভাই। হ্যাঁ, তাদের আসলে কোনো পরিবর্তন আমি আসলে লক্ষ্য করি না। ৫ তারিখের পর থেকে আসলে আমি চিন্তা করেছিলাম যে, তারা তাদের পূর্বের যে ব্যাপারগুলো রয়েছিল, দোষ-ত্রুটি রয়েছিল, সেগুলো আসলে অনেক অংশেই আসলে আ নিজেদেরকে মানিয়ে নেবে। পরবর্তীতে আসলে দেখলাম যে, আসলে তারা হচ্ছে সেই আগের পূর্বের যে দলটি রয়েছে, আওয়ামী লীগ, তার মতোনই আসলে আচরণ করছে। তারা সামনে এসে ৫ তারিখের পরে অনেক লুট করছে, চাঁদাবাজি করছে, অনেক বিষয়বস্তু নিয়ে এগিয়ে যাচ্ছে, অনেক কিছু করছে। আবার ওনারাই এসে কিছুদিন পরে এসে বলছে যে, "চাঁদাবাজি যে করবে, তার হাত কেটে নেওয়া হবে।" হ্যান-ত্যান। তো আমার কাছে মনে হলো আ যে, আসলে এরা আসলে, আপনি যেটা বললেন, আসলে মুদ্রার এপিঠ আর ওপিঠ। এদের আসলে পরিবর্তন করা সম্ভব না। তবে আমাদের জীবনযাত্রা, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে আর কি। আপনার সাথে কথা বলে বেশ দারুণ লাগল। আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আ খুব বেশি ভালো লাগল। আপনি ভালো থাকবেন। আবারও কখনো দেখা হবে আপনার সাথে।
হ্যাঁ, একদমই। জ্বী। হুম। হু। হু, হু। জি। জ্বী, জ্বী অবশ্যই। জি, আপনিও জি, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাক
কথা হবে।